বুঝতে পারলাম। হ্যাঁ মানে জিনিসটা এক কথায় মানে আমি আ যে আমার প্রশ্নটা এ এরকম ছিল যে মানে তাদের আরকি মানে ও ওপারের বাংলায় যে যাওয়া হলো ওই জিনিসটা আ তারা কোন যানবাহনের মাধ্যমে গিয়েছিল আরকি? যে অনেকে দেখা যায় মানে ট্রেনের মাধ্যমে যে অনেকে দেখা আ প্লেনে করে বা নৌকায় করে যায় আরকি মানে আপনাদের আ ক্ষেত্রে যদি এই জিনিসটা একটু জানতে চাই আরকি মানে আ দেশ দেশান্তরে মানে কাহিনীটা এটা কিভাবে ঘটেছিল মানে কোন আ যানবাহনের মাধ্যমে যদি একটু বলতেন?
হু। জ্বী। উহু। আচ্ছা এটা হচ্ছে কি? আমাদের যে অঞ্চলে বাড়ি সেখান থেকে বর্ডার খুবই কাছে। মানে আপনি নরমালি সিএনজি দিয়ে বা অটো দিয়ে আ আপনি সেখান থেকে গিয়ে তারপরে হচ্ছে সেই বর্ডারের যে বাকি পথটা থাকে সেটা আসলে পায়ে হেঁটে পার হতে হয়। তো তারা বর্ডারের কাছাকাছি গিয়ে বাকিটা পথ আসলে পায়ে হেঁটেই বলতে পারেন যে সড়ক পথ দিয়ে পাড়ি দিয়েছিল।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। ও! আচ্ছা, আচ্ছা। ও হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ মানে জিনিসটা এক কথায় আ বেশি একটা আ কি বলে? কষ্টের বা একটা জার্নি থাকে না যে অনেক হাঁটা লাগে জিনিসটা আ তেমন ছিল না। কি আচ্ছা আপনার কাছে যদি আরেকটা জিনিস একটু জানতে চাই যে মানে এরকম কি আপনার কোন সম্ভব হয়েছে যে মানে আপনার আ পূর্বপুরুষদের মধ্যে কেউ বিদেশে ছিল বা কেউ কোথাও বিদেশে চাকরি করেছে বা আ মানে তারপর বাংলাদেশে এসেছে বা এরকম যদি বলতেন একটু?
হু। উ না, আসলে আমাদের পূর্ব পুরুষরাই এই দেশে হচ্ছে আপনার আ কৃষক ছিল একদম ১ম থেকেই তারা হচ্ছে আ কৃষিকাজের সাথে যুক্ত থাকতো। এই দেশেরই সবাই। এই দেশেই তাদের জন্ম, এই দেশেই বড় হওয়া। এই দেশেই মিলিয়ে যাওয়া।
ও! আচ্ছা, আচ্ছা এই দেশেই সবাই আরকি। জ্বী, জ্বী। বুঝতে পারলাম।